হ্যাঁ, এটাতো অবশ্যই। যেমন আমার আসলে হচ্ছে যে, আ বিড়াল পালতে খুব ভালো লাগে। ঠিক আছে? বিড়াল পালার যেটা শখ আছে। বিড়াল আমার কাছে হচ্ছে অনেক বিড়াল আছে। ৪-৫ টা বিড়াল আছে। তো বিড়াল পালতে ভালো লাগে। আবার হচ্ছে, আমার গাছ লাগাইতে খুব ভালো লাগে। আমার বাসায় অনেক ধরনের যেমন আমি হচ্ছে যে একটা বিদেশ থেকে আমি হচ্ছে একটা ব্লাক রোজ আনাইছিলাম আরকি। ঠিক আছে? ব্লাক রোজের যে সিড, ব্লাক রোজ কিন্তু আপনি পাবেন না নরমালি হচ্ছে বাংলাদেশে। তো ব্লাক রোজের সিড হচ্ছে আমি বিদেশ থেকে আনছিলাম। তো আমি প্র প্রায় ৩০-৪০ টা সিড আনছি। এর মধ্যে আমার ৪ টা সিড হচ্ছে কাজ করছে। মানে বা ইয়া গাছ হইছে। মেক্সিমাম গুলা আসলে হচ্ছে কাজ হয় নাই। হু। তো সেক্ষেত্রে আসলে আরকি ঐ যে, মানে যখন জন্মাইছে গাছটা তখন আসলে আমার এত ভালো লাগছে। তারপর হচ্ছে যে আমার, আমার যেমন আমার বিড়াল যখন বাচ্চা দেয়, বিড়ালের বাচ্চাগুলা যখন দেয়, তখন দেখেন বিড়াল যখন বাচ্চা দেয়, তখন কিন্তু সে তার, ট্রাস্টেড যে পারসন তাকে হচ্ছে তার কাছে রাখতে, মানে নিয়ে যায়, আমার কাছে যেমন আমার বিড়াল যখন ১ম বার বাচ্চা দেয়, সে হচ্ছে, মানে সে খাটের নিচে বাচ্চাটা দেয় আরকি। পুরাটা সময় হচ্ছে যে, আমাকে টেনে আনছে। মানে বাচ্চা হবে, হবে এরকম মুহূর্তে। সে আমাকে মেও, মেও, মেও, মেও করে হচ্ছে খাট পর্যন্ত নিয়ে বসাইছে। ঠিক আছে? তো, মানে খাটে বসছি, তখন হচ্ছে সে, খাটের নিচে ঢুকছে। পরে সেখানে একটু পর হচ্ছে সে ডেলিভারি করে আরকি। তো আমার আসলে এই, এই যে যখন হচ্ছে বাচ্চাটা আমি দেখলাম ১ম বার, তারপর হচ্ছে আমি হচ্ছে এটাকে পরিষ্কার করে দিলাম একটু। তো এই যে এটা, এটা হচ্ছে আমার খুব ভালো লাগে আরকি মানে এই জিনিসটা। দেখেন যে, ওরা একটা অবলা প্রাণী। তাও আসলে যে হচ্ছে, যেভাবে সুন্দরভাবে পুরা বিষয়টা, মানে ও বুঝলো যে, ও আমাকে লাগবে। মানে ও একা হচ্ছে যে, কথাও যে না বুঝে বেরচ্ছে মানে, স্ট্রেংথ পাচ্ছে না, একা যাওয়ার আরকি। তা আমাকে যে লাগবে, এইযে জিনিসটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই মনোবলটা যে আমি ওরে দিতে পারছি, এটা আমার খুব ভালো লাগিচ্ছে, আরকি এই জায়গাটা।
হু, হু। আচ্ছা! হু, হু। আচ্ছা, আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা। ও! রাইট, রাইট। হুম, হু। আচ্ছা, আচ্ছা। উম। হু, হু। রাইট, রাইট। রাইট। হু, হু। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ। রাইট, রাইট। স্ট্রেংথ বাড়ছে না। হ্যাঁ, একটা মনোবলের দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট, বুঝতে পেরেছি। না আসলে এই বিষয়টা কিন্তু বেশ চমৎকার আপনি বললেন যে, হ্যাঁ, এই যে মানে আপনাকে লাগবে যে একটা বিষয়, যে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। কারণ সচরাচল দেখা যায় কি যে, বিড়ালদের একটা হয়তো মানে আচরণ থাকে যে, আসলে, তারা তাদের মত থাকে। হ্যাঁ! তাদের কোন কিছুই ম্যাটার করে না। এমন একটা তারা ভাবভঙ্গি নিয়ে তারা বসে থাকে। হ্যাঁ, কিন্তু সেইক্ষেত্রে যখন আসলে সেই, আপনার সেই একি বিড়াল, যখন আসলে আপনাকে, আপ <laughs> হ্যাঁ, হ্যাঁ।
উম। অবশ্যই। <laughs> হ্যাঁ, হ্যাঁ। আরে দরকার যখন, আমার যখন, তার যখন দরকার হবে, তখন সে ঠিকই আমার কাছে আসতে, কিন্তু আমার যখন দরকার পরে, তখন তারে আমি জীবনও কাছে আনতে পারি নাই, সে তার মতন, আ ধরা যাবে না। কোনভাবে ধরা যাবে না এখন। সে আমাকে ধরতেই দিবে না। তার প্রাইমেট সে দেশি বিড়াল পালে, আরকি। মানে, বি দেশি বিড়াল পালে কি নরমালি, আমার বিদেশি বিড়াল একটু কেমন, মনে হয় যে, ওরা একটু খুব অলস, মানে, ঘুরেনা, ফিরেনা, খায়না। কেমন জানি থাকে। এই বিদেশি বিড়াল ভালো লাগে না আমার। <chuckles> তো বিদেশি বিড়াল ছিল একটা মানে, পালছি ১ বার। ওটা, এক্স মানে ফ্লু হয়ে মারা যায়। তো মোটামুটি দেশি বিড়ালই হচ্ছে আমার খুব ভালো লাগে আরকি।
<chuckles> কাছে আনতে পারেন না। <chuckles> একদমই, একদমই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে হু, হু। আচ্ছা, আচ্ছা। উম। রাইট, রাইট। হুম। <laughs> হু, হু। ও! আচ্ছা।

আ দেখেন, মানে আমরা যেহেতু মানুষ, ঠিক আছে? তো মানুষ হইলে আসলে একটু খুশি লাগা বা ভালো লাগার কিন্তু ছোট-বড় আছে বা কষ্টও কিন্তু আছে। আপনি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আসলে ক্ষেত্রে খুশির জিনিস কোনগুলো? খুশির জিনিস হচ্ছে খাইতে পারা, ওদের বুঝছেন? যেমন বাঘ হচ্ছে আজকে যদি একটা ভালো হরিণ হরিণ ধরতে পারে, ও ভাবে যে এটাই তো আমার জীবনে আজকে সর্বসুখ পেয়ে গেলাম। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও আসলে হ্যাঁ, পরিপূর্ণতা পেয়ে গেলাম। কিন্তু যেহেতু মানুষ হিসেবে জন্মাইছি, খাওয়াতেই প্রকৃত সুখ, ঠিক আছে? এটা খাওয়াতেই প্রকৃত সুখ, এটা আছে। যে আপনি হয়তো কাজ-কাম করছেন, সব হচ্ছে খাওয়া নিয়েই আছে। খাওয়া সুখের মধ্যেই পড়ে। এছাড়াও আরো অনেক ধরনের আসলে হচ্ছে মানে সুখের জায়গা আছে বা খুশির জায়গা আছে আরকি। ঠিক আছে? তো উম তো আমি আসলে হচ্ছে যে আ সুখের যে বিষয়টা, মানে সবচেয়ে বেশি এখন যেটা ভালো লাগে, এটা হচ্ছে Facebook এ রিল দেখতে খুব ভালো লাগে। রিল দেখার মতো মজার কিছু আর পাই না। আপাতত মনে হইতেছে আসলে রিল দেখা অনেকেই মজার একটা কাজ। ঠিক আছে? আমার কাছে এখনো মনে হয় না, আসলে
হু, হু। তা তো অবশ্যই। <chuckles> আচ্ছা। উম <chuckles> একদম পরিপূর্ণ তো পেয়ে গিয়েছে। উ হু। হুম। রাইট। হুম, তা তো স্বাভাবিক। উ হু। <chuckles> <laughs> এর থেকে সময় কনজিউমিং ও এমন কোনো কাজ কিন্তু নেই। কারণ একটা জিনিস দেখুন, যে আপনি যে YouTube এ বসে যে এমনে নরমালি একটা ভিডিও দেখবেন, সেটারও কিন্তু একটা লিমিট আছে যে হ্যাঁ, এইখানে ৩০ মিনিট দেয়া আছে ভিডিওটার। আপনি সেই ৩০ মিনিট দেখার পর আপনার তারপর আবার খুঁজা লাগছে। তো রিলের বিষয়টা একটু ভিন্ন। ৩০ সেকেন্ডে আপনাকে নানান রকমের জিনিস দেখাচ্ছে এবং আবার স্ক্রল আপ করলে আবার আরেকটা চলে আসছে। এইযে বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের ইন্টারেস্টের জিনিস, কিন্তু আপনার দ্বারা বের হয়ে যাচ্ছে একদম।
হ্যাঁ, হ্যাঁ নতুন, নতুন জিনিস। নতুন, নতুন হচ্ছে একদম এক্সপেরিয়েন্স পাওয়া যায় রিল থেকে। এটা আমার খুবই ভালো লাগে। ঠিক আছে? এখন রিলের ক্ষেত্রে আসলে আবার ভিন্ন বিভিন্ন ধরনের রিল আছে। যেমন আপনি হচ্ছে Facebook এ এক ধরনের রিল আসে। আবার YouTube এ হচ্ছে আর এক ধরনের রিল আসে। ঠিক আছে? আবার Insta তে কিন্তু পুরাই ডিফারেন্ট টাইপের রিল। Insta তে মানুষজন আসলে একটু কেমন জানি। Insta রিলগুলা দেখতে ভালো লাগে না। Facebook এ রিলটা বেশি ভালো লাগে। আবার YouTube এ রিলটা বেশি ইনফরমেটিভ। অত ইনফরমেশন নিতেও ভালো লাগে না। তো Facebook এ যে রিলগুলো আছে, আমার কাছে ফেভারিট টপিক আছে রিলের। রিল জিনিসটা আসলে এরকমই। মানে আপনার এমন, এমন জিনিস দিবে যে আপনার দেখতেই ভালো লাগবে। মানে দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। যেমন আমি হচ্ছে আ একজন ফুটবল ফ্যান। অনেক বড়সড় ফুটবল ফ্যান। আমি ফুটবল খেলা কখনো মিস দেই না। যত ক্লাব হোক, যাই হোক, EPL, FPL, PL, TL যা আছে সবই দেখি আমি। তো এখানে হচ্ছে একটা ইয়া আছে আরকি মানে, প্রিমিয়ার লীগের একটা পার্ট আছে হচ্ছে ফ্যান্টাসি প্রিমিয়ার লীগ বলে আরকি। এখানে হচ্ছে আমরা আমাদের টিম বানাইতে পারি। ওই অ্যা হ্যাঁ। তো FPL খেলতে যেয়ে মানে সব খেলাই দেখা হয় আরকি মোটামুটি। তা আমার কাছে ফুটবলের ভিডিও আসে। আবার আমি হচ্ছে Barcelona ফ্যান, মেসি ফ্যান বলা যেতে পারে। তো আমার কাছে আসলে সারাদিন এই বার্সার ক্লিপ, মেসির ক্লিপ, লামিন ইয়ামালের ক্লিপ, নেইমারের ক্লিপ আসতেই থাকে, আসতেই থাকে। তো দেখা গেছে এমন যে আমি একই ক্লিপ মনে হয় পঞ্চাশ থেকে ষাট বার দেখছি। তাও আমি দেখতেছি। এরকম অবস্থা। তো এভাবে আসলে হচ্ছে আমার ডেইলি লাইফ চলে আরকি বলা যেতে পারে। রিলের জীবনটা হচ্ছে আমার এরকম।
হ্যাঁ। <chuckles> উ হু। ইচ্ছা। আচ্ছা। হুম। উ হু। আচ্ছা। হুম। হুম। রাইট, রাইট। টিম বানানো যায়। হ্যাঁ, হ্যাঁ। <giggles> আচ্ছা, আচ্ছা। <coughs> <chuckles> উ হু। ও আচ্ছা। <giggles>